হ্যালো!
হাই!
জী ভাই, কেমন আছেন?
এই তো ভাই, বেশ ভালো আছি। আসলে আ একটু মানে স্বস্তির নিঃশ্বাস ফেলছি আজকে। আসলে ভাই, ২ দিন ধরে <chuckles> তো অপেক্ষা করে আজকে একটু মানে ওয়েদারটা মোটামুটি। সে কারণে বেশ ভালোই লাগতেছে। কারণ গরম আমার একদম গরম, গরম অত্যাধিক হলে আমার শরীর সব, মানে, এমন অবস্থা হয়ে যায়, কিছুই ভালো লাগে না। তো আ বৃষ্টি আসলে আমার মোটামুটি ভালোই লাগে। তো আপনার কী অবস্থা? কেমন দিনকাল গেল?
উহু, হু। উহু, জি। হ্যাঁ। হু, হু। হ্যাঁ। জী, জী। হু, হু। হুম, হুম, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আমার এই দিনকাল, আলহামদুলিল্লাহ, অনেক ভালোই গেল। অ কী বলব যে, সারাদিন আজকে বাড়ির মধ্যেই, কারণ বৃষ্টি সারাদিনই হলো, একটু, একটু করে, বারবারই। সব মিলিয়ে ভালোই। আর যেটা আপনি বললেন যে, হ্যাঁ, ক গত কয়েক দিন থেকে বেশ গরম। আসলে কী বলব, এখন ২ দিন থেকেই একটু আবহাওয়াটা একটু ঠান্ডা। সব মিলিয়ে ভালোই লাগছে আরকি। ভালোই চলছে। হ্যাঁ। তারপরেও যে ব্যাপারটা থেকে যায়, এই যে আমাদের দেশের কিছু অর্থনৈতিক আ যে পরিস্থিতিটা এই মুহূর্তে যেটা তো এটা সম্পর্কে আপনার কাছে আমি সংক্ষেপে জা মানে জানতে চাচ্ছিলাম যে এই পরিস্থিতিটা অ্যাঁ আ আপনি কী মনে করেন যে, দেশের যে বর্তমানে যে অর্থনৈতিক যে পরিস্থিতি, এটা কী মনে করেন আপনি বা আপনার কাছে কেমন মনে হচ্ছে? এটা কী ভালো, নাকি আরও খারাপের দিকে যাচ্ছে?
আচ্ছা, আচ্ছা। হম জি। <chuckles> হুম, হম <chuckles> জ্বী, জ্বী, জ্বী। জি, জি, জি। হু। জি ভাই। আ হু, হু। হুম। জী, জী, জী আসলে ভাই, আমাদের পরিস্থিতিটা আ এমনভাবে আসলে আমরা জনগণরা এমন, এমন নেতাকে সিলেক্ট করতেছি যে, সিলেক্ট করার কারণে হচ্ছে কী, তারা আসলে উপরে দেখাচ্ছে একরকম, প্রতিশ্রুতি দিচ্ছে একরকম। কিন্তু যখন সে ক্ষমতায় চলে যাচ্ছে, যাওয়ার পরে সে ঘটনা ঘটাচ্ছে আরেক রকম। তো এরকমটাই হচ্ছে আমাদের সাথে। আর আমরা জনগণরা কিন্তু দেখবেন, বিশ্বাস করেই কিন্তু আসলে এই কাজগুলা করতেছি। বিশ্বাসের ফলশ্রুতিতে আমরা কী পাচ্ছি? ধোঁকা। আমাদের কোটি কোটি টাকা, মনে করেন, বাইরের দেশে পাচার হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলা ভাই, এই বিষয়গুলা কিন্তু খেয়াল করলে দেখবেন যে, আমাদের দেশের আসলে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে গেছে, হয়ে যাচ্ছে। কেন? কারণ দেখবেন, যে যখন সরকারগুলো চলে আসে আমাদের দেশে, তারা কিন্তু আসলে পৈতৃক সম্পত্তি হিসেবে তারা এটা বিবেচনা করে। আর তার আশেপাশে মানে নেতারা থাকে, তা যারা নেতার দায়িত্ব পালন করে, মন্ত্রী-মিনিস্টার এরা কী করে <chuckles> টাকা আগেভাগেই, মনে করেন, বাইরের দেশে পাচার করে দেয়। দিয়ে আরামে-আয়েসে জীবনযাপন করার জন্য। তো এই বিষয়গুলাই কিন্তু ভাই, একটু মানে, খুব খারাপই লাগে আমার কাছে। এই জন্যই কিন্তু আসলে আমাদের অর্থনৈতিক ব মানে, ডলার যখন রিজার্ভ ফান্ড চলে যাবে, তখন কিন্তু এটা হওয়া স্বাভাবিক। তো আ এইটাই মনে করি যে, আসলে ভাই, আমাদের দুর্নীতির কারণে এরকম হচ্ছে। তো আপনার মতামত কী এটা নিয়ে?
জ্বি। জী। হু, হু। হ্যাঁ। জ্বি, জ্বি। হু, হু। হ্যাঁ। হু হু। জ্বি, হ্যাঁ। হুম, হুম, হ্যাঁ। অ্যাঁ জ্বী, জ্বী। উহু। হু, হু। আজ হ্যাঁ, হ্যাঁ, জী, জী। হু, হু। জ্বি। হুঁ, হু হ্যাঁ। <chuckles> জ্বী। হু, হু। আ হ্যাঁ। রাইট। উ হুম। হ্যাঁ। হু, হু। জী হু, হু।

জি ভাই, এইজন্যই তো বা যারা গরিবের জন্য আসলে রাজনীতি করে তারাই একটা সময় এত পরিমাণে বড়লোক হয়ে যায়, যে তারা বিদেশে বাড়ি-গাড়ি করে। আর গরিবরা সারা জীবন গরিবই থেকে যায়। এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার আমাদের দেশের জন্য আমি মনে করি। অন্ন হ্যাঁ।
হুম। হ্যাঁ। আসলে এই যে আ লাখ, লাখ কোটি, কোটি টাকা ভাই প্যাঁচার হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ওই just শুনেই যাচ্ছি news এ। কিন্তু কখনো দেখলাম না যে কেউ ব্যবস্থা নিয়েছে, কোনো সরকার ব্যবস্থা নিয়ে টাকাগুলা ফিরিয়ে আনছে। এরকম কিন্তু দেখা যায় না ভাই। তো এটা কিন্তু আমার কাছে খুবই বাজে লাগে যে আমাদের দেশের একটা অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে তো এগুলার কারণেই। তো আসলে সমস্যাটা হচ্ছে কি ভাই আসলে আমরা নিজ, নিজ জায়গা থেকে সচেতন হইতে পারতেছি না। আমরা আ দেখেই যাচ্ছি শুধু এ যে যা করুক আমরা দেখেই যাই। এইভাবে চলবে আমাদের। একটা সময় গিয়ে মরে যাব এই চিন্তাধারায় আমাদের চলে আসছে। কিন্তু আমাদের মাঝে যে ভাই আসলে মানে আ সবাই মিলে যে আসলে ঐক্য হয়ে একটা ইয়া করব সেটা কিন্তু আমাদের মাঝে কাজ করে না। তো আমাদের কিন্তু এখনই উচিত এগুলা নিয়ে আসলে সচ্ছার হওয়া। তাহলে হয়তোবা আমাদের দেশের উন্নতি আ মানে উন্নতি হওয়া সম্ভব অর্থনৈতিকভাবে। কারণ অর্থনৈতিকভাবে যে দেশটা বেশি উন্নত আ মানে মানে সচ্ছল সে দেশ কিন্তু তত বেশি উন্নত। আপনি দেখেন বাইরের দেশে আ মনে করেন অবৈধ টাকা কিভাবে রাখবে? কারণ তা প্রত্যেকটা ক্ষেত্রেই tax আছে। তো আমাদের tax বসাচ্ছে, সে tax গুলা দুর্নীতির মাধ্যমে বসাচ্ছে, দুর্নীতি খেয়ে নিচ্ছে। তো আসলে দেশের কাজে এগুলা use হচ্ছে না। আসলে এই কারণেই আমাদের সমস্যাগুলা এত দিনদিন বাড়তেই আছে, বাড়তেই আছে। তো এগুলা নিয়ে আমাদের সচেতন হওয়া অবশ্যই উচিত বলে আমা এটা মানে মন্তব্য আরকি।
হ্যাঁ। হু, হু। হ্যাঁ, জি। হু, হু। হু, হু। জি। হ্যাঁ। উহু। জি। তবে হ্যাঁ। <clears throat> হ্যাঁ। উহু। উহু। জি। হ্যাঁ। হু, হু। অবশ্যই। হ্যাঁ। উম জি। হু, হু। জি। হ্যাঁ, অবশ্যই। উহু। জি। হু, হু। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। আ জি। উ উ জি ভাই। আ হ্যাঁ। জি, জি। অবশ্যই।